জি, জি, অবশ্যই এটা খুবই সুন্দর ব ব বো বলেছেন আপনি। দেখেন আমাদের শরীরচর্চা করার জন্য কিন্তু বেশি কোনো কিছু প্রয়োজন হয় না। আমি খেলাধুলা করার সময় পাচ্ছি না, আমি ব্যায়াম করার সময় পাচ্ছি না বা আমার অনেক ব্যস্ততা ধরেন য কেউ যদি চাকরি করে বা ব্যবসা প্রতিষ্ঠানে এ যাতায়াত করে। এখন দেখা যায় যে সেটা যদি মোটামুটি একটু দূরত্ব হয়, কিছুটা দূরত্ব কিন্তু ১৫-২০ মিনিট করে হাঁটা যায়। এবং সে অতটুকু অতটুকু হাঁটলেও কিন্তু শরীরের যেই প্রয়োজনটা তার মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজে দেয়। কি বলেন আপনি?
হুম। আ আ আটে। <coughs> <coughs> হু। হ্যাঁ, নিশ্চয়ই। এ্যা হ্যাঁ নিশ্চয়ই। তো আমার হিসেবে কি বোধহয় জাপানে এই নিয়মটা আছে যে অফিসগুলো ২ কিলো দূরে হওয়ার কো দরকার। মানে বাসা থেকে ১.৫ থেকে ২ কিলো তাতে হবে কি আপনি কতক্ষণ আপনি ২০ মিনিট লাগবে ২ কিলো রাস্তায় হেটে দ্রুত গতিতে হাঁটেন। তাহলে আপনার হাঁটাটাও হল, আপনার অফিসে যাওয়া হল। বাড়তি খরচ হল না। এটাই কিন্তু হওয়া দরকার, কি বলেন?
জি, জি, জি। জি, জি, জি। হু। জি, জি। জি। হু, হু। জি, জি, অবশ্যই। এবং দেখেন যদিও আ আমাদের এখানে অনেক যা যানবাহনের চাপ আ বিশেষ করে ঢাকাতে রাজধানীতে এবং দেখা যায় ট্রাফিক জ্যাম থাকে সকালে অনেক ব্যস্ততার কারণে আমরা হাঁটতে পারি না, তাড়াতাড়ি অফিসে একদম সঠিক টাইমে যেতে হয়। সেই ক্ষেত্রে যদি আসার সময়ও যদি আ যতটুকু পথ আছে কিছুর পথ ১-১.৫ কিলোমিটার হাঁটা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে শরীরের জন্য ভালো। এই এই এতটুকু সময় কিন্তু নিজের জন্য বের করা উচিত। কেননা এতটুকু সময় যদি বের না করার কারণে আজকে আমরা দেখতে পারতেছি এত পরিমাণ হার্ট অ্যাটাক তারপরে, তারপরে আপনার যে বা যেই দুরারোগ্য রোগ, ডায়াবেটিস, ডায়াবেটিস মানুষের কন্ট্রোল ই থাকে না। কেননা আ না হাঁটলে তো আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল এ থাকবে না। এত ওষুধ খেয়ে এত মেডিসিন নিয়ে তো হবে না। তারপরে আবার বড়, বড় রোগ বাসা বাধে তার মধ্যে আরো আছে হচ্ছে হলো আপনার এই যে হচ্ছে হলো এই প্রেশা হাই প্রেশার তার মানে উচ্চ রক্তচাপ। এই জিনিসগুলো কিন্তু হাঁটা চলা বা একটু ব্যায়ামের মধ্যে থাকলেই যদিও হয় তাহলে নিয়ন্ত্রণে রাখা যায়। কী বলেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। হু, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হুম। একদম ভালো হয়। হু, আপনি আ লক্ষ্য করেছেন আগের যুগের আমাদের পূর্বপুরুষরা। ওরা ছিল মোটামুটি কৃষক, কৃষক ঘরের ছেলেই তো আমারা বেশিরভাগটা। তারা মনে করে যে ঐ যে সকাল বেলা হাল নিয়ে যাইত। প্রচন্ড পরিশ্রম করত। কোদাল চালাতো। জমি কাটত। এই লোকগুলো কিন্তু আমি ডায়াবেটিস প্রেশার কিছুই দেখিনি। শুধু আমার কথা নয় যে ভারতের কিছু গবেষক বলেছে যে ভারতের কৃষকদের হার্টের অসুখ খুব কম। এর কারণ হচ্ছে হলো তাদের যে রেগুলার যে এক্সারসাইজ মাঠে যে কাজ করে হ্যাঁ। এই কাজটাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে হ্যাঁ? তো এখন তো সবাই বলছে যে কিছুই না হলে সকাল বিকেল হাঁটেন।
হুম। জি, জি। উম জি, জি, জি। জি, জি, জি। হু, হু। হুম। জি, জি, জি। জি, জি, জি। হু, হু। হু, হু। জি, জি, জি।

জী, জী, জী, জী, জী। সুন্দরব সুন্দরবনে গিয়েছি।
আমি ওই আমার হ্যাঁ, আপনার এই কথা প্রসঙ্গে বলি, ওই আমার এক জামাই, ও বলল যে, "বাবা, ইয়ে আমরা একটা সুন্দরবনে যাচ্ছি, একটা প্যাকেজে ভ্রমনে চলেন তো।" তো উ উনি টাকা জমা দিয়ে দিছে। এখন ৳৫,০০০ আগে জমা, পরে অবশ্য ১০,০০০ লাগসে। তো উনি জোর করেই দিল। তো আসলে আমি দেখলাম যে না গেলে আমি, মানে, একটা বিরাট মিস হয়ে যাইত আমার। ওই দুবলার চর, কটকা, তারপর আপনার ওই যে হ্যাঁ, ব এই এই জা জায়গাগুলোর নাম ভুলে গেছি। উম তারপর হিরণ পয়েন্ট, সবগুলো ঘুরলাম। তাতে যে আমার যে মানসিক, মনে হল যে আমি বোধহয় এ প্রচণ্ড একটা আমা মানুষের জীবনে তো এ নানান চাপ তো থাকে। আমার মনে হল যে এই সুন্দরবন ভ্রমণ আমার মানসিক সমস্ত চাপ বোধহয় একটা ধুয়ে মুছে গেল। এই যে নদীতে ঘুরতেছি, আ বাঘ দেখছি, হরিণ দেখতেছি। হ্যাঁ, বিভিন্ন এই যে তো এই যে মানসিক প্লেজার, আমার মনে হয় কী, আপনি ঠিকই বলছেন যে মানসিক স প্রশান্তির জন্য আমাদের আ আগে একটু সময় বের করা দরকার। একঘেয়েমি থেকে কারা যেন কী বলে?
হু। হু, হু। হু, হু, হু, হু। জী, জী, জী। হুম। হু, হু। জী, জী, জী। হু, হু। হু, হু। হুম। জী, জী। হুম। হুম। হুম। জি, জি, জি। হু, হু। হু হু। হুম। জী, জী। জী, জী। আ জি, জি। স সুন্দর বলেছেন। এবং আরও একটা জিনিস যদি দেখেন, নিজের জন্য কিন্তু আমরা আসলে দি দিন যত যায়, আপনি যেহেতু রিটায়ার্ড করেছেন, আপনি বুঝতে পারেন, আপনার তো খুব বোঝার কথা যে একটা পারিবারিক চাপ কিন্তু থাকে। ছেলেমেয়ে বড় হতে থাকে, পড়া পড়াশোনা হতে থাকে। একটা সময় স্কুল-কলেজ লাইফে ঘোরা যায়, ভার্সিটি লাইফে ঘোরা যায়। কিন্তু যখন সংসারের বোঝাটা পুরো নিজের কাঁধে এসে পড়ে, তখন কিন্তু এ এরকম ঘোরাটা একটা, যে যে ফ্যামিলিটা মোটামুটি অর্থনৈতিকভাবে অসচ্ছল, তার মানে কিছুটা হলেও দারিদ্র্যতা আছে বা অভাব-অনটনের মধ্যে আছে, সেখানে কিন্তু এই এটা একটা বিলাসিতা হয়ে পড়ে। তারপরেও আমরা মনে করি যে কিছু না হলেও কিছু দূর যেয়েও অল্প কিছু দূর হলেও সেটা করা উচিত। তার মানে ঘোরাঘুরি করা উচিত। নিজের জন্য কিছুটা হলেও সময় বের করা উচিত। তাহলে একাকিত্ব বা নিজের ওয়াইফের সাথে, বা বন্ধুবান্ধবের সাথে, বা ছেলেমেয়ের সাথে কিছুটা সময় কাটানো উচিত, যেটা আগে আমরা আমাদের বাবাদেরকে দেখতাম না যে তারা হচ্ছে হলো তাদের সামনে সন্তানরা যেহেতু ভয়ই পেত, তার মানে তারা কিন্তু সন্তানদের সাথে মিশত খুবই কম। তার মানে তাদের সামনে তারা একটা ধমক, বকাঝকা করলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভয়ে তার সামনে ৫-৭ দিন যে যেত না। কিন্তু এখনের ছেলেমেয়ে কিন্তু বাবা-মায়ের সাথে খুব আপন এবং খুব ক্লোজলি মিশে। জি, জি। বন্ধু বন্ধুসুলভ। তো সেই জিনিসটা তাদের সাথেও শেয়ার করা, সবকিছু করলে এরকম একটা ই করলে দেখা যায় একটা পরিবারের মধ্যেও কিন্তু অ যে স কলহ, অনেক সময় ঝগড়াঝাটি, কলহ সৃষ্টি হয়, সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। কী বলেন আপনি?
হুম, হুম। হ্যাঁ, নিশ্চয় যাব। হ্যাঁ। কিন্তু পরে হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চই। হু। হ্যাঁ, গিয়েছে। আচ্ছা। জি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। বিশেষ করে বাবার সঙ্গে আরকি। হ্যাঁ। হ্যাঁ। অনেক হ্যাঁ, অনেক ব বন্ধু ভাব হন। হ্যাঁ।